আ আ শুধু মনে একদম যদি ক্লাসিক্যাল থেকে শুরু করি আসলে দেখা শুরু হয়েছিল আমার আলাদি আলাদিন থেকে। তো <scoffs> আলাদিনের গল্প আসলে আমরা জানি না এমন কেউ নেই। তো ঐখানে একটা ব্যাপার থাকে যে একটা ড্রিমী ব্যাপার। আ যে আসলে কার্পেট এ করে আসছে কিংবা এই জিনিসগুলো না ছোটবেলায় এক ধরনের ফ্যাসিনেশন তৈরি করতো। আর আরেকটা হচ্ছে গিয়ে আমার কাছে আ ভালো লাগে হচ্ছে গিয়ে আ Tang আ Brave মুভি টা অনেক। যেটাতে আসলে আ স হ্যাঁ।
অবশ্যই। আচ্ছা। <chuckles> আচ্ছা। <chuckles>
আ ঐখানে হচ্ছে
Brave মুভিতে তো মনে হয় দেখানো হয়েছে যে রাজকুমারীটা হয়তো সবার এগেইনস্ট এ গিয়ে সে তার শখ, ইচ্ছা পূরণ করতে গিয়েছিল।
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। ওইখানে
তো এজন্য কি এটা আপনার এত বেশি ভাল লাগে?
আসলে ওইখানে আমার কনসেপ্ট টা বেশি ভালো লাগে। জিনিসটা হচ্ছে আ যেটা একদম ওদের আ সোশ্যাল নর্মস এর মধ্যে থাকে। যে হয়তোবা এই কাজটা ও করতে পারবে না কিংবা প্রপার একটা আউটফিট এ থাকতে হবে। as a আ মে মানে মেয়ে হিসেবে একটা পোর্ট্রয়াল এর মাঝখানে থাকতে হবে কিংবা ওর যে ওর জন্য যে রোল টা আছে শুধুমাত্র ওকে সেটাই। আউট অফ দ্যা লাইন কিংবা আউট অফ দ্যা বক্স সে যেতে পারবে না। এই কারণে ওর মা যখন ওকে ট্রেইন আপ করছে, তখন ওর কাছে জিনিসটা খুবই বিরক্ত লাগছে। আসলে জিনিসটা কিন্তু আমাদের সাথেও হয় যে একটা টাইম হয় যখন টিনেজে আসি আমরা। কিংবা এরকম টাইমে কিন্তু যখন বাবা-মারা গাইডলাইন করতে চায়, তখন কিন্তু মনে হয় যে আস <tsk> কেন করছি এরকম? একটু বিরক্ত হচ্ছি। কিংবা এরকম কিন্তু হয়। তো একটা টাইম আমার কাছে মনে হইছে যে হ্যাঁ, জিনিসগুলো কিন্তু আসলে আমাদের লাইফ এর সাথে অনেকটুকুই রিলেটেবল পরে কিন্তু ওইযে হ্যাঁ, হ্যাঁ।
অবশ্যই। আচ্ছা। হুম, হুম, হুম। মানে খুবই রিলেট করতে পারছিলেন। দেখেই হয়তো একটু বেশি ভালো লেগেছে যে আরে এটা তো আমার সাথেও হচ্ছে। <laughs>
অ্যা হ্যাঁ। <chuckles> অ্যা জিনিসটা এরকমই। পরে আসলে রিয়েলাইজ হয় যে, হ্যাঁ আসলে জিনিসটা তো আমাদের ভালোর জন্যই করছে। তো এই ব্যাপারগুলো থাকে।